একটা বিষয়ে পরামর্শটা আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা অনেকটা ব্যক্তিগত। উম যার কারণে আমি সবার সাথে শেয়ারও করতে পারছি না। আর যেহেতু এটা বেশ গুরুত্বপূর্ণ আমার জন্য। আর আসলে উম একটু লজ্জাও বোধ করি, একটু সংকোচও বোধ করি। যে আসলে কে কি মনে করে! সবার সাথে এইজন্য আমি শেয়ারও করতে পারি না। একটু পরামর্শ যদি পেতাম, যে আমার এইসব মুহূর্তে কি করা উচিত? তাহলে হয়তোবা আমি একটা সঠিক দিকনির্দেশনা পেতাম।
আচ্ছা? উম-হুম। উম। আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ, তো আপনার কিন্তু কথা শুনেই মনে হচ্ছে যে আপনি অনেক বেশি চিন্তিত। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি choice ও করতে পারছেন না যে কি করবেন? এখন বুঝে উঠতে পারছেন না। কিন্তু আপনি যদি কথাগুলো কারো সাথে শেয়ার করেন, একটু আ বলেন যে আপনি কি situation এর মধ্যে দিয়ে যাচ্ছেন? পাশাপাশি হচ্ছে কি অনুভূতি হচ্ছে? তখন কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে, পাশাপাশি দেখা যাবে যে কোনো আইডিয়াও নিতে পারবেন। তো এইক্ষেত্রে কি আমাকে একটু কষ্ট করে আপনি বলতে পারেন যে এইযে আ একটা ব্যাপারে আপনি আসলে confused বা চিন্তিত এই জিনিসটা আসলে কি?
উম-হু। উ-জি, জি। আসলে হয়েছে কি? আমি আমার পরিবারের তরফ থেকেই একটা আ থাকে না! একটা আ সবার স্বপ্ন থাকে একটা নিজের একটা ফ্ল্যাট করা। তো আ আমাদেরও একটা পরিকল্পনা ছিল, যে একটা ফ্ল্যাট করবো। নিজের একটা ফ্ল্যাট থাকবে। সেখানে আমরা আর কিছুদিন পরেই উঠবো। কারণ, ঢাকা শহরে যে আ বাড়ি ভাড়া, এটা তো দিনে, দিনে বৃদ্ধিই পাচ্ছে। এছাড়া অন্যান্য অসুবিধা তো আছেই। দেখা যাচ্ছে অনেক সময়, কিছুদিন পরপর এটা নষ্ট হয়, সেটা নষ্ট হয়। বাড়িওয়ালাকে বললে তারা ঠিক করে দেয় না। তারপরে বাসা চেঞ্জ করতে হয়। আ চেঞ্জ করা তো অ ঝক্কি ঝামেলার কোনো ঠিক-ঠিকানা নাই। তো আ নিজের একটা বাড়ির স্বপ্ন তো আমরাও দেখেছিলাম এবং সেই অনুযায়ী উম একটা পরিকল্পনাও ছিল আমাদের।
হ্যাঁ। হুম। অ্যা-হ্যাঁ। হ্যাঁ? ওকে।
ও আ আমার এক বন্ধু আছে উম যে আ উনি basically একজন ইঞ্জিনিয়ার। তো ওনার সাথে মিলে আমরা চিন্তা করলাম যে, ঢাকা শহরে একটা ও জমি দেখে আমরা হয়তো কয়েকজন বন্ধু-বান্ধব মিলে আমরা একটা পা বাড়ি করতে পারি আর
হুম, হুম।
তো পরিকল্পনাটা তো ঠিকই ছিল। তো অ আ জায়গা জমি দেখা হলো এরকম। তো কিছুদিন পরে দেখা গেল কি? আমরা আ যে পরিমাণ টাকা দিতে হবে আমরা না ২ টা কিস্তির টাকাও দিলাম। তো এরপরে না আ কি যে হলো এই ২ কিস্তির টাকা দেয়ার পরে আমি আর প্রজেক্টটা continue করলাম না। আ মানে বাদই পড়ে গেলো এটা আমি লজ্জায় আমি আমার সহধর্মণীকে বলতেও পারতেছি না যে, "এই ধরনের একটা কাজ করেছি।" তো আমি তো আ কাজ ১/২ দেখে আমি এখান থেকে withdraw করছি। তো ও এই যে একটা পরিস্থিতি এইরকম পরিস্থিতি কিন্তু আমার কাছে বা আবার অন্য আরও ২-১ টা উদাহরণ আছে যেখানে আমি মাঝপথে কাজটা ছেড়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে কী করা যেতে পারে আসলে?
তারপর? হুম। আচ্ছা। হুম, হুম। যেমন? ওকে। আসলে আপনি যেটা বললেন সেটা কিন্তু অনেক কষ্টেরও যে আপনি আসলে চাচ্ছিলেন যে সুন্দর করে একটা বাড়ি করবেন। আবার আপনার ইচ্ছাও অনেক ছিল। কিন্তু কিছু একটা হয়েছিল যার কারণে আসলে আপনি কিছু পথ যাওয়ার পরেই হচ্ছে ছেড়ে দিয়েছেন। তো আপনি যদি এটার আরেকটু details এ বলতেন যে, কি সমস্যা আসলে হয়েছিল? আর্থিকভাবে কি কোনো সমস্যা হয়েছিল কি? বা আর আরো যে বললেন যে আপনি এরকম আরো অনেক situation এর মধ্যে গিয়েছেন যখন কিনা ১/২ পথেই কাজগুলো ছেড়ে দিতে হয়। আসলে situation গুলো কি আসলে?
জি, জি। মানে আমি এইটার কথাই বলি। এখানে না ২ টা ঘটনা ঘটলো। আ আমরা তো দেখলাম একটা আ সুন্দর জায়গা। উম উম দেখলাম আমরা এইটা ওই আ মোহাম্মদপুরের ওপাশে, একটা নদীর ওপাশে একটা জায়গা দেখালো। সবাই মিলেই দেখা হইছে। জায়গাটা সুন্দর ছিল। তো আ ১-২ মাস যাওয়ার পরেই না উম একটা আ গন্ডগোল লাগে আরকি। তো জায়গা দেখা যাচ্ছে যে উম যে জায়গাটা আমাদের কাছে আ বিক্রি করা হইছে বা বায়না দেওয়া হইছে, তো ওই জায়গায় নাকি অন্য আরেকজন মালিক মালিকানা দাবি করে বসে। তো এই ধরনের একটা পরিস্থিতি তো সবাই একটু হতাশায় ছিল। তবে সবাই যেটা করলো কি, যে এ এইটার একটা সমাধান তারা বের করে ফেলল। যে আসলে যে লোকটা দাবি করছে সেটা ভুয়া দাবি ছিল। আমাদেরকে বিপদে ফেলার জন্য এই কাজটা করেছিল সে। মানে যদি ফাঁক দিয়ে কিছু টাকা-পয়সা বের করে নিতে পারে। আ তো অ অন্যরা সবাই এটা সুন্দর করে ম্যানেজ করতে পারছে। কিন্তু আমার মনের মধ্যে না একটা উম সংকোচ চলে আসছে। যে আ একটা দ্বিধা চলে আসছে। যে আসলেই তো যদি এই জায়গাটা তো উম যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় আমি তো জায়গা জমি সম্পর্কে এরকম কিছু জানি না। তো এটা যদি আসলেই ভুয়া একটা দলিলাদি হয়, তাহলে তো আ পরে কি আমি যদি অনেকগুলো টাকা এখানে জমা দেই, আমার কষ্টের এতগুলো টাকা। আর সেটা যদি আমি পি জমি ফেরত না পাই বা আমি বাড়ি করতে না পারি। তো এই টাকাটাই জ জলে চলে যাবে।
জি। হ্যাঁ। ওকে। উম হুম। জি। হ্যাঁ। ওকে। হু। আচ্ছা। হুম। হুম। জি। তখন কষ্ট হ জলে যাবে, হ্যাঁ।
হ্যাঁ। আর আমি যে চাকরি করি, এই চাকরি করে কিন্তু এরকম টাকা আমার পক্ষে আবার জমানো সম্ভব হবেনা। তো এই ধরনের কিন্তু একটা সংশয় আমার মনের মধ্যে কাজ করছে। যার কারণে আমি আ মাঝপথ থেকে কিন্তু উঠে আসছি। ওই টাকাটা আর ফেরত পাইনি আমি।
জি। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে বুঝতে পেরেছি যে, আ আপনার মধ্যে দেখা যাচ্ছে কি? যে একটা কোনো সমস্যা হয়ে গেলে মাঝপথে তখন ভয় লাগা শুরু হয়। মানে কেমন, কেমন যেন লাগে। ওই আগে যেরকম উৎসাহিত থাকতেন সেরকম আসলে আর হয় না। পাশাপাশি দেখা যাচ্ছে যে মনোভাবটাও চেঞ্জ হয়ে যায়। যেটা কিনা অনেকটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে কি আপনি ধরেন যেগুলো বললেন যে আগেও আসলে অনেক কিছু এমন কাজ শুরু করেছিলেন যেগুলো মাঝখানে ছেড়ে দিয়েছিলেন। আবার এই কাজটাতেও দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো টাকাও খরচ হয়ে গিয়েছে। সময়ও আসলে নষ্ট হয়ে গিয়েছে। আবার সেগুলো ব্যাক পাওয়ারও আসলে possibility নেই। তো এর এগুলোর জন্য কি আপনি ধরেন আ এখন থেকে পরবর্তীতে যদি আপনি কোনো এরকম প্রকল্প থাকে বা কাজ থাকে তার আগে যদি কোনো information gather করে নেন বা আপ আপনি যদি দেখেন যে, কোনো সমস্যা রয়েছে তাহলে শুরু করলেন না বা ধরেন হচ্ছে গিয়ে আপনি A to Z জানার পরে গিয়ে কোনো investment বা ধরেন থাকে না যে সমস্যা থাকার পরেও সেটা solve করে আবার continue করা এমন কোনো আ ভাবে চেষ্টা করে দেখার ইচ্ছা রয়েছে কি?
জি, জি। হ্যাঁ। হুম, হুম। জী। একদমই না। হুম, হুম। আপ আ <exhales> আসলে ওইভাবে তো আমা আমার হইছে না, আমার একটু আ আমার মনে হয় এইটা আমার ব্যক্তিগত সমস্যা। আ আমার যখন কোনো একটা নতুন information দেখি বা নতুন ধরনের কিছু চোখে পড়ে, আ আমার কাছে মনে হয় যে ওটা আমি সাথে, সাথে নিয়ে নেই। মানে fear of missing out একটা কথা আছে না? আ মনে হয় যে, আমি যদি এটা এই মুহূর্তে না করি, এই সুবিধাটা বোধহয় আমার হাত থেকে চলে যাবে। তো এই তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় অনেক সময় জরুরি কোনো বিষয় হয়তোবা আমার আ চোখ এড়িয়ে যায়। বা যে বিষয়টা উম বিবেচনা করার দরকার ছিল, আ আইনগত বিষয়ই বলি, বা উম অর্থনৈতিক পরিকল্পনাই বলি। বা আ আমার আ সহকর্মী এটার সাথে যারা জড়িত থাকবে, stakeholder যাদের বলে, তাদের নিয়েও কিন্তু যে পরিমাণ একটু খোঁজ-খবর করা দরকার, আ সেটা হয়তোবা আমি সঠিকভাবে সবসময় করে উঠতে পারি না। তো এইটা মনে হয় আমার কিছুটা দুর্বলতা বলতে পারেন যে, একটু তাড়াহুড়া করা, যেকোনো একটা বড় সিদ্ধান্তই হোক আর ছোট সিদ্ধান্তই হোক। এই তাড়াহুড়া থেকে কিন্তু আমি বের হয়ে আসতে পারি না। তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা উম আপনি বলে দিতে পারেন যেন ভবিষ্যতে এই ধরনের ভুল আমার না হয়।
হুম। উ-হুম। হ্যাঁ? আচ্ছা। বুঝতে পারতেছি। হ্যাঁ। হুম। হ্যাঁ? উম-হু। হ্যাঁ। জি। জি। হ্যাঁ আসলে, অবশ্যই। কিন্তু আপনি কিন্তু একটা জিনিস ধরতে পেরেছেন নিজের থেকেই যে, আপনি কিন্তু সব কাজেই দেখা যাচ্ছে যে মানে তাড়াহুড়ো করে আ choose করে বসে থাকছেন। আগে থেকে ইনফরমেশন gather করছেন না। তো এ ব্যাপারটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝে উঠতে পেরেছেন যেটা কিনা অনেক ভালো একটা জিনিস। এখন থেকে যদি আপনি ধরেন এই যে তাড়াহুড়া করা, সেটা না করেন। একটু সময় নিয়ে ভেবে-চিন্তে, তারপরে যদি আপনি ডিসিশন নেন। বা এমনও করতে পারেন যে হয়তোবা ফার্স্ট এর দিকে একটু বুক করে রাখলেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করে নিলেন যে এত আ কতটুকু সময় আপনারা আমাকে দিতে পারেন? তো তারা কিন্তু সময় দিবে। যখন দেখবে যে, আপনি interested বা বুক করে রেখেছেন জিনিসটা। বা হয়তোবা কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করে দিলেন বা জিজ্ঞেস করে নিলেন যে, "আমি যদি দেখি যে কোনো রকম সমস্যা রয়েছে তো, তখন কি এই টাকাগুলো ব্যাক পাবো কিনা?" তখন যদি দেখেন যে না তারা আসলে আ বলতেছে যে "না ব্যাক পাওয়া possibility নাই।" তখন কিন্তু আপনার মনের মধ্যে আবার ভয় চলে আসবে যে, "না! থাক আমি তাহলে এখানে invest ই করবনা।" কিন্তু তারা যদি আপনাকে মানে কাগজপত্র দ্বারা হচ্ছে গিয়ে বুঝায় যে না আপনি টাকা ব্যাক পাবেন। মানে কাগজপত্র ছাড়া কিন্তু অবশ্য যদি শুধু মুখে, মুখে বলে তাহলে কিন্তু হবে না। আ মানে documents আকারেও যদি আপনাকে বুঝিয়ে দেয় যে, "না! এখানে যদি আপনি আ বুক ও করেন, সেই টাকাও যদি আ আপনি ব্যাক নিতে চান, যদি কোন সমস্যা খুঁজে পান, পেয়ে যাবেন।" তখন আসলে টাকাটা পাবেন। আর যদি দ দেখেন যে, documents থাকা অবস্থায়ও হচ্ছে গিয়ে তারা টাকা দিতে চাচ্ছে না, আপনি আইনি সহায়তা তখন নিতে পারবেন। আর এছাড়া <swallows> আপনি যেটা বললেন, আসলে আপনার হচ্ছে কি যে মাঝপথে গিয়ে আপনি কোনরকম ভুল দেখতে পারছেন, তারমো তারপরে হচ্ছে, ভয়টা চলে আসতেছে। তো সেইক্ষেত্রে না, আপনি চাইলে আগে থেকে নিজেকে prepare করে নিবেন যে, যে কোন রকম সমস্যা আসতে পারে সে আস কি, কি রকম সমস্যা আসতে পারে, সেটা আগে থেকে decide করে রাখবেন। কিভাবে decide করবেন? মানে ধরেন, এই যে জায়গা-সম্পত্তির যেটা ব্যাপার আপনি বাসা একটা হচ্ছে কিনার চেষ্টা করছিলেন। বাট সেটা আর হল না। তো এইসব অ্যা জা জিনিসপত্র নিয়ে যারা deal করে, যেমন অনেক উকিল রয়েছে যারা হচ্ছে জায়গা-সম্পত্তি নিয়েই হচ্ছে গিয়ে পড়ে থাকেন, তো তাদের সাথে আগে contact করে নিলেন যে, "আমি তো এরকম জিনিসপত্র কিনতে চাচ্ছি। যদি কোন সমস্যা হয় তখন আমি কি করব? বা যদি সমস্যা হয় আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন কিনা?" তখন দেখা যাবে যে তারা আসলে legal advice আপনাকে আগেই দিয়ে রাখবে। আগে থেকেই বলে রাখতে পারবে যে কি, কি সমস্যা হতে পারে, হ্যাঁ? অবশ্যই তখন দেখা যাবে যে উকিলের একটা ফি যেটা সেটা আপনাকে দিতে হবে। কিন্তু এই ফির থেকে কিন্তু অনেক গুণ বেশি থাকবে আপনার এই যে, বাসা-বাড়ি কিনা বা বড়, বড় প্রজেক্ট থেকে যেই টাকাগুলো আপনি লস করতেছেন, এগুলো কিন্তু অনেক গুণ বেশি। তো ওই অতটু অল্প টাকা কিন্তু আপনি invest করে দেখতেই পারেন। তো এই ব্যাপার গুলো কেমন মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে, এভাবে আপনি যদি একটু চেষ্টা করেন, তখন হয়তোবা ভালো হতে পারে? বা আপনার এখন যেই situation এ আছেন তার থেকে হয়তোবা আপনি আরেকটু confidence বেশি পেতে পারেন পরবর্তী থেকে, এমন কি মনে হচ্ছে?
জ্বী। ধন্যবাদ। উম-হুম। উম-হুম। আচ্ছা। এ রাইট। উম-হুম। আচ্ছা। উম-হুম। আচ্ছা। একদম। ওকে। হুম। আচ্ছা। উম-হুম। উম-জ্বী, জ্বী। হুম, হুম। রাই জ্বী। আসলেই। অবশ্যই আমার এখন না একটা আর উম সঠিক দিক নির্দেশনা আমার মনে হয় পেলাম। অ্যা আসলে আমার যে আ দুর্বলতাটা ছিল, আপনি কিন্তু অনেকটাই এ দেখিয়ে দিলেন যে, স দুর্বলতাটা ঠিক কোথায়? এবং আমাকে ঠিক কোন জায়গাটায় আ কাজ করতে হবে কাজ করে একটু উন্নতি করতে হবে। আ উম যেমন অনুসন্ধানের কথা বললেন, অ্যা তথ্য যাচাই-বাছাই করার কথা বললেন। আর সবচেয়ে ভালো লাগলো আমার যেটা হচ্ছে, আপনি উকিলের কথা বললেন। কারণ আ আমি তো আসলে আইনের মার-প্যাচ জানি না। এবং জমি-জমা সংক্রান্ত কোনো ধরনের উম কাজ আমি কখনো করিনি। বা দেখিও নাই যে কী ধরনের আর এস খতিয়ান কি? খতিয়ান কি? দিত অ্যা জায়গা-জমির যে বিষয়গুলো লাগে। তা একজন উকিল তো এটা ভালো জানবেন। এবং তার সাথে যদি আমি পরামর্শ করে, আমার পুরো প্রকল্পটা জুড়ে তাকে পরামর্শক হিসেবে রাখি, এবং আইনি সহায়তাকারী হিসেবে রাখি। তাহলে কিন্তু আমার confidence টা একদম অটুট থাকবে এবং যদি সত্যি, সত্যি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু উনি সেই সমাধানটা করে দিতে পারবে। তো আ এত সুন্দর একটা সমাধান আপনি আমার সামনে তুলে ধরলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি অনেকটা স্বস্তি অনুভব করছি এবং আমার যে স্বপ্নটা আছে, আমার মনে হয় সে স্বপ্নটা আবার আমি আ শুরু করতে পারবো। আর এব এবার মাঝপথে আমি ছেড়ে দেব না। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পা
হুম। হ্যা। হুম, হু। হ্যাঁ। উম-হুম। অবশ্যই হ্যাঁ। হ্যাঁ। উম। জি। উম-হুম। মনও ভাঙবে না। উম। অবশ্যই এ উম-হুম। আপনাকে অনেক শুভকামনা রইলো। আর হ্যা অবশ্যই আপনি একটু চেষ্টা করে দেখবেন আগে থেকে সবকিছু যাচাই-বাছাই করবেন। একটু ধৈর্য ধরে, একটু সময় নিয়ে যদি আপনি দেখেন, তাহলে অনেক বড় ক্ষতি থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। পাশাপাশি আ যদি আপনি legal advice নেন, তখন অবশ্যই আপনি যদি কোন ক্ষতির সম্মুখীন হন, বা কোন ভয় কাজ করে তখন তারাই কিন্তু solve করে দিবে। আর পরবর্তীতে আপনার মনটাও ভাঙবে না। তো আবারও আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি ভালো থাকবেন।